না, আপু আমার কাছে মাঝে, মাঝে, মনে হয় যে কিছু, কিছু, মানুষ আসলে বুঝে না তারা কেমনে কথা বলছে। সত্যি কথা। আমি ওটা নিয়ে এত বেশি মাতামাতি করি না সত্যি কথা। বাট আমি হচ্ছে আপনাকে যেটা বললাম আরকি যে যে আ ওই যে বন্ধুর কথাই বলি। হ্যাঁ? ওর সাথে আমি আর কথা বলি না কিছু বলি না। ঠিক আছে কিন্তু ওরে আমি মাফ করে দিয়েছি। কারণ আমার কথা হচ্ছে যে আমি ঐরকম ঝামেলা আমার জীবনের ভেতরে নিয়ে রাখবো না। ঠিক আছে? কিন্তু ওকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছি জাস্ট একটা রিজনেই। কারণ ও একটা নিজে একটা ঝামেলা। ঠিক আছে, সত্যি কথা যেটা। ঠিক আছে? জীবনে হচ্ছে এইরকম মানুষ না রাখাই ভালো। যারা হচ্ছে আসলে একটা মানে আপনার নিজের ভ্যালু জীবনেও বুঝবে না। সো এটাই আমার কাছে খুবই মনে হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম, ওটাই ভালো আসলে। হুম। একদমটাই ঠিক। একদম ঠিক। এটাই আসলে ভাইয়া জীবনটা মানে এতটাই ছোট বিরোধ নিয়ে এরপর হচ্ছে এত রাগ এ্যা এরপর হচ্ছে এত কষ্ট মনে নিয়ে আকাঙ্খা সবকিছু নিয়ে বসে থাকতে হয় না আমার মনে হয়। কারণ আপনি যদি কারোর উপর রাগ করে থাকেন, বা চেতে থাকেন এটা যত বছর আপনি নিজের ভিতরে ধরে রাখবেন, আপনার জীবনটা হচ্ছে আরো বেশি কঠিন হয়ে উঠবে। শুধু, শুধু, সময় ওয়েস্ট হবে। তার পাশাপাশি আপনার মুক মুডটাও খালি খারাপি খারাপির পর্যায়ে যেতে থাকবে।
আকাঙ্খা টা সবকিছু নিয়ে, কষ্ট টস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। না, আমার কাছে মনে হয় যে দেখেন আ আপনার যহত যতক্ষণ কষ্ট লাগে ততক্ষণ আপনার কষ্ট নিবেন। ঠিক আছে? বাট এক না এক পর্যায়ে এসে আপনার নিজের কষ্টগুলোকে আপনারা নিজের কাছে থামিয়ে দিয়ে, তারপর হচ্ছে জীবনের ভিতরে আগা আগানো একটা গতি নিয়ে আগানো উচিত। কারণ হচ্ছে দেখা যায় যে আমরা যত বেশি কষ্টের ভিতরে থাকি ততো বেশি আমাদের কষ্টত তে থাকতেই আমরা ভালোবাসবো। ঠিক আছে? আমার কাছে এখন মনে হচ্ছে আপনার নিজের কষ্টগুলা ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের নি একটা খুশি বের করে নেওয়া উচিত। না হলে হচ্ছে জীবনটাকে আসলে আগানো কোনভাবে সম্ভব হয়ে উঠবে না আসলে। তো আপু আপনার সাথে কথা বলে আজকে খুবই ভালো লাগলো আসলে। কিন্তু আমারও একটু পরে ইউনিভার্সিটি যেতে হবে। তো আপনার সাথে আবার কথা হবে। কিছুদিন পর আবার অন্য একটা বিষয় নিয়ে কথা বলব।
হু। হ্যাঁ। একদমই ঠিক। জি। হুম। সম্ভব নয়। তা তো একদম ঠিক। আপনার সাথেও আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উব আপনার যেন দিনকাল ভালো যাই ভাইয়া, দোয়া করি। তো যান ইউনিভার্সিটিতে ভালোমতো ক্লাস করেন। ভালো থাকেন, আমিও যাই। আমারও একটু ব্যায়াম-ট্যায়াম করতে হবে। খাওয়া-দাওয়া করতে হবে। শুভ সকাল। ভালো থাকবেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে শুভ সকাল আপু। আপনারা ভালো থাকবেন। আপনার জন্য খুবই দোয়া রাখ থাকবে আমার।
জী, জী ধন্যবাদ।

হ্যালো ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি। আপনার রাতটা কেমন গেল?
রাতটা বলবো, কেমন গেল বলতে পারি না। কারণ রাতটা এখনও শুরুই হয়নি আমার। আমি ঘুমাই নাই। কাজ করছিলাম, কয়েকটা ছিল। তো ভাবলাম যেহেতু ফ্রি আছি, একটু গল্প-টল্প করি। তো বলেন আপনার দিনকাল কেমন গেল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমার দিন রাতটাও আমার দিনকালটা ভালই গেলাম। সুকাল সকাল মাত্র শুরু হলো আমার। একটু চা খেলাম, কফি খেলাম। <smacks lips> চা আর কফি দুইটাই খেয়েছি আলাদা-আলাদা করে। <chuckles> তো
আচ্ছা, আচ্ছা। বাহ! <chuckles> চা-কফি? ভালোই তো! যাক। হুম, হু।
আসলে আমি ভাবছিলাম আসলে আপু। যে আমাদের তো অনেকই দেখা যায় যে, আমাদের দ্বন্দ্ব লেগে যায় প্রায়, প্রায়। ঠিক আছে? স মানে আমাদের বন্ধুদের সাথে হতে পারে বা আমাদের হচ্ছে হ্যাঁ, পরিবারের সাথে হতে পারে বা আমাদের কি বলে? আশিক, প্রেমিকাদের সাথেও হতে পারে। সত্যি কথা বলতে গেলে। তো আপনি এই সময়গুলাতে কি করেন যে, কেমনে হচ্ছে আপনি ওগুলাকে ডিল করেন?
কেন? কি ভাবছিলেন? হুম। তা তো ঠিক। হুম, হু। তা তো আসলে ভাইয়া যখন দ্বন্দ্বটা লাগে আমার, পরিবারের সাথে বা আমার প্রেমিকার সাথে বা ধরেন, প্রেমিকের সাথে বা ধরেন আমার পরিবারের সাথে। তো আমি আচ্ছা, সেকশন, সেকশন করেই বলি আপনাকে, যেহেতু ৩ টাই আলাদা, আলাদা প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো <clears throat> পরিবারের ক্ষেত্রে আমি করি যে যখন দ্বন্দ্বটা লাগে, আমি আমার নিজের রুম দরজা লাগিয়ে, চুপচাপ থাকি। কারণ তাদের সাথে যত কথা বলব, তত বেশি বেড়ে যাবে ঝগড়া। তাই না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো চুপ থাকলেই আসলে ব্যাপারটা ভালো। আর বেশি করলে আরকি একটু চিল্লাচিল্লি হয়েই যায়। তো তবে কিছু করার নেই। আর হচ্ছে আমি যদি আমার প্রেমিকের সাথে কথা বলি বা ভালোবাসার মানুষটার কথা বলি, দ্বন্দ্ব লেগে গেলে আসলে আমরা কখনোই মানে, না মিটিয়ে ঘুমাতে যাই না। কারণ কি? অ্যা জিনিসটাকে আরো বড় হয়ে যায় বা এক ক্ষোভের থেকে অনেক কিছুই ব মানে জিনিস হতে পারে। ভালোবাসা ন একে অপরের সাথে কমেও যেতে পারে। তাই না? তো আমি বলব যে দ্বন্দ্ব লেগে গেলে, চেষ্টা করবেন মিটিয়ে নেওয়ার সময়েরটা সময়ে। আর বন্ধুর সাথে, বন্ধুদের সাথে লাগলে, কারন বন্ধুরা সবচেয়ে ক্লোজ আমার মনে হয় জীবনে। কারণ দেখেন ভালোবাসার মানুষ আসবে যাইবে। আপনার পরিবারও কিন্তু আপনার সাথে সারা জীবন থাকবে না। কিন্তু বন্ধুরা সবসময়ই থাকবে। যদি বন্ধুটা আসলে ভালো হয়, তাই না? ছোটবেলারও হতে পারে বা যাই হোক না কেন? তাদের সাথে কথা বলে মিটিয়ে নিওয়া নেওয়াটা ভালো, সাজেস্ট করব। তার পাশাপাশি আমি এটাও আপনাকে বলতে চাই যে, তাদেরকে ভালো মতো ট্রিট রেসপেক্ট দিয়ে ট্রিট করা উচিত। যতই হোক। তো আপনার কি মনে হয়?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।